আসলে আপনার একটা প্রফেশনের উপর নির্ভর করে পোশাক। আ আমার সেক্টর অনুযায়ী আমা আমি যেহেতু কর্পোরেট সেক্টরে আছি, আমার সেক্টরে পোশাকটা আ এই দিক দিয়ে ফর্মাল ড্রেসটা অনেক মেইনটেইন করতে হয় এবং রাজনৈতিক সেক্টরে যে, আপনারা মনে করেন যে, পোশাক আ ডিজাইন করতে হয় না এমনটা না। তাদেরও একটা ডিসপোজার আছে নিজস্ব যেমন আ হ্যাঁ, তারা অনেক সময় দেখেন যে, কোনো জায়গায় গেলে সমাবেশ হলে পাঞ্জাবি পড়ে, পায়জামা পড়ে, আ ঠিক আছে? তাদের কাছে ওটা ড্রেস কোড আ বা কোনো একটা গুরুত্বপূর্ণ আ মেম্বার পার্লামেন্ট এ যদি যাওয়া হয় তখন তারাও কিন্তু ফর্মাল ড্রেস পড়ে যায়।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। বেশ চমৎকার। নির্দিষ্ট ড্রেস কোড আছে জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। নির্দিষ্টতা রয়েছে কোনো দলের প্রতীক হিসেবে কোনো পোশাক থাকছে
রেশ তো রয়েছে। আছে, হ্যাঁ, এটা আ থা থাকবে।
এবং আ এক্ষেত্রে তো দেখা যায় যে যে, ডাক্তারেরা এপ্রোন পড়ে কিংবা হচ্ছে এ ট্রেনের টিকিট করে। এমনকি স্কুলেও একটা ড্রেস কোড থাকে। ড্রেস কোড নিতি কি আসলে আত্মবিশ্বাস বাড়ায়? নাকি আ সীমাবদ্ধ করে? একটা জায়গাতে তো তাদের কি সীমাবদ্ধও করে দেওয়া হচ্ছে যে, এর বাইরে আর কাপড় পরতে পারবা না।
হুম। জ্বি। আচ্ছা। হুম। ড্রেস কোড এর নীতিটা হচ্ছে এটা সমতা বজায় জন্য বুঝতে পারছেন? আ আ অন্য কোনো বিষয় না। স্কুল কলেজের ড্রেস কোডটা দেওয়া হয় এই কারণে যাতে স্কুল কলেজে দেখা যায় যে, অনেক ধরনের আ পরিবার থেকে বাচ্চারা পড়ালেখা করতে আসে। কেউ উচ্চবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ উচ্চমধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ দরিদ্র গরীব ঘর থেকেও আসে কেউ, কেউ। তো এই জিনিসটা সমা আ একই কালারের ড্রেস দেওয়া হয় এই কারণে যে, এতে সমতা থাকে। বুঝতে পারছেন? আম আ আ চিন্তা-ভাবনা ছিল। এটা দেয়ার চিন্তা ভাবনা সমতা থাকে। এবং আ কেউ যাতে আপনার মনে করেন যে, আ ওর কাছে ড্রেসটা নেই দেখে ও ভালো ড্রেস পরে আসতে পারে নাই। আমার কথা হচ্ছে এটা যদি না হয় আ এমনভাবে হবে যে, কা কারো ভালো খারাপ কাপড় থাকবে কেউ একটু আ তেমন ভালো কাপড়-চোপড় পরে আসতে পারবে না। তো জিনিসটা নিয়ে না আপনার মনে করেন যে, একটা কি একটা যেটা হতে পারে রেজিজে রেসিজম সৃষ্টি হতে পারে
আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি। নিশ্চয়ই। জ্বী, জ্বী বুঝতে পারছি। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। কা কারো উজ্জ্বল কাপড় থাকবে কারো তো একেবারে জ্বী, জ্বী। সমতা বিধান করা এবং একটা শ্রেণী বিন্যাসকে একটা জায়গায় এসে দাঁড় করানো, এক লাইনে দাঁড় করানো।
আ হ্যাঁ, রেসিজম সৃষ্টি হতে পারে বা ডিসক্রিমিনেশন সৃষ্টি হতে পারে। তো আ ধনী গরিব একটা বৈষম্য দেখা দিতে পারে। ওই ক্ষেত্রে। তো এই বৈষম্যটা যাতে না হয় বাচ্চাদের মতো এই জিনিসটা যাতে মাথায় না ঢুকে এই কারণে, এই ক এই ড্রেস কোডটা দেওয়া সমতা বিরাজমানর জন্য।
জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি।

আসলে কালার এর দিকে বিবেচনা করলে আ আমি বলব, যে, আমার কাছে যেটা ভালো লাগে আ ব্লাক, হোয়াইট আর হচ্ছে আপনার এশ কালার। এই ৩ টা কালার
জ্বি, জ্বি। ব্লাক, হোয়াইট, অ্যান্ড আচ্ছা বাহ! চমৎকার।
এশ কালার শার্টের ক্ষেত্রে যদি বলি। এই ৩ টা কলার আমার কাছে ভালো লাগে। কারণ এটা সুইটেবল আপনার মনে করেন, যে, সবচেয়ে আ আপনার মনে করেন যে, কোন মিটিং, বা অফিসিয়াল ড্রেস কোডের সাথে অনেক সুন্দর লাগে। অনেক ভালো ১ টা কালার। এবং দেখা যায়, যে, এটার সাথে আপনারা মনে করেন, যে, একটা সুইট বা ব্লেজারও অনেক মানাংশই হয়। আর এক্স জুতা আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই হচ্ছে জুতার ক্ষেত্রে। ঠিক আছে? আ আপনার কারণ একটা জুতায় আপনারা মনে করেন, ড্রেস কোডটা পুরোটা চেঞ্জ করে দিতে পারে। যেমন সাপোজ আমি যদি একটা সিম্পল গ্যাভাডিং প্যান্ট, ১ টা টিশার্টও যদি পড়ি। সাথে যদি একটা স্নিকার্স থাকে ভালো। আমাকে দেখতে অনেক ভালো লাগবে। আ ঠিক আছে? এখন ওটা সু জুতা সরায় কিন্তু ওই স্নিকার্সটা যদি আমি সরিয়ে আ একটু স্লাইড, বা আপনার হচ্ছে গিয়ে আ স্লিপার যদি পড়ি দেখা যায় যে, আপনার লুকসটা আরেকটা একটু নরমাল, নরমাল হয়ে গেছে। নরমাল। ওটা কি আপনার মনে করেন এলাকা ব বা ঘরোয়া ক্ষেত্রে হয়ে যাবে পরিবেশটা। ওই, ওই ড্রেসটা ওরকম হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়। আপনারা মনে করেন যে, জুতাকে আমি এই কারণে প্রাধান্য দেই। আ দেখবেন যে, সবার আগে ১ টা মানুষের জুতার দিকে আপনার চোখটা পড়ে যায়। এখন আপনার একটা
জ্বি, জ্বি। জ্বি, জ্বি। ও! আচ্ছা। জ্বি, জ্বি। ও! আচ্ছা, বেশ। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। জ্বী, জ্বী। আরেকটা ধরনের বৈশিষ্ট্য তখন পড়ে ফেলবে। জ্বী, জ্বী। উহুম। হুম। জ্বি, জ্বি। রং বেরঙের জুতোও তো অনেকে পড়ে। আপনার ক্ষেত্রে মানে এ যদিও বেশিরভাগ ক্ষেত্রে কালো কিংবা একটু লাল্টে ধরনের খয়েরি ধরনের জুতো বেশি পড়ে জ্বি, জ্বি। তো অনেকেও দেখি যে, রং বেরঙের জিন্সের সঙ্গে রং বেরঙের আ জুতো পড়ে। এগুলোকে আসলে কীভাবে মূল্যায়ন করেন?
হুম। বা মাটি কালারের জুতো পরে। এটা অফিসিয়াল ক্ষেত্রে, হ্যাঁ। এটা হচ্ছে যেটা বললাম স্নিকার্স আপনারা মনে করেন যে, ওটাও তো অফিসের সু না। ওটা আপনারা মনে করেন যে, আ হ্যাংআউট এর জন্য বা কোথাও রেস্টুরেন্টে খাইতে গেসে বন্ধুদের সাথে বা ড্রাইভিং করতেছে। আ আপনি যে, অনেক সময় কি হয়? আপনারা মনে করেন যে, ওটা দিয়ে মুভমেন্ট করাটা অনেক ইসি হয়। আ পড়তে অনেক আরাম। ঠিক আছে? ওটা ল স্নিকার্স আপনার ১ ধরনের আ ওটা রং বেরঙের জুতা। আপনারা মনে করেন, যে, মিলিয়ে পড়ে আপনার জামাকাপড় আউটফিট এর সাথে কোনটা যায়। ওটা আলাদা বিষয়। ঠিক আছে? তো ওটা আমারও হুম।
জি, জি। জ্বী। তারপর ড্রাইভিং করছেন কোথাও। জ্বি, জ্বি। আচ্ছা। বাহ! চমৎকার। জ্বি, জ্বি। এই যে, পোশাক নিয়ে কথা বলছিলাম, আমি একটু যুক্ত করি আপনাকে এখানে, যে, এই যে, পোশাকটা কি আসলে আমাদের বাহ্যিক শুধু চেহারা, কিংবা আত্মবিশ্বাসের সঙ্গেই সম্পর্ক যুক্ত? নাকি আ এর সঙ্গে আমাদের সাংস্কৃতিক একটা যে, বিশ্বাস, বা মূল্যবোধ এটিও জড়িত আছে? আপনার মূল্যায়নটা কী?
হুম।